মানে দেখা যায় যে আমি যদি হীনমন্যতায় ভুগি আমি আগাবো কিভাবে? আমার কাছে মনে হয় এই জিনিসটা। ঠিক আছে? হুম। তো আসলে টাকার অভাব মানুষকে প্রচন্ড পরিমাণ হীনমন্যতায় ভুগে জ্বী, আমারও বেশ ভালো লাগলো আপনার সাথে আসলে কথা বলে যে টাকার অভাবে কতকিছু হয়ে যাচ্ছে আসলে আমাদের আশেপাশে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারে ভালো লাগলো।
জ্বী, এবং আমি তাই দেখেছি। আমার জ্বী। হু, হু। জি, একদমই তাই। তো খুব ভালো লাগলো কিন্তু উম জী। জ্বী। জ্বি।
জ্বি।
হুম। আমার আসলে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে। আ এবং আপনার সাথে গল্প করে আসলে অনেক বিষয় জানা হলো। ভালো লাগলো কিন্তু কথা বলেই। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অসংখ্য শুভ কামনা।
জি। হু, হু। হু, হু। নিশ্চয়ই, নিশ্চয়ই। জ্বি, আবারও হয়তো আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত অনেক, অনেক ভালো থাকবেন। অনেক রাত হয়েছে। শুভরাত্রি।